আমি না একটা বিষয় নিয়ে ভাবছিলাম। আর ভাবতে, ভাবতে হচ্ছে কী আমার এই ক্ষেত্রটা আসলে একটা মানসিক চাপে পরিণত হয়ে গেছে। আমি <sighs> ঠিক বুঝে উঠতে পারছি না যে, এমন তো পরিস্থিতিতে আসলে কী করা উচিত বা কী করলে আসলে এই পরিস্থিতিটা আসলে আমি ঠিক করে উঠতে পারবো? আমি এই ব্যাপারটা আসলে কোনোভাবে আরকি বুঝে উঠতে পারছি না। আর যার জন্যই বলা যায় যে আপ আপনার সাথে কথা বলতে আসা। কারণ বিষয়টা নিয়ে বন্ধু-বান্ধব বা পরিবারের কারো সাথে না এখনো পর্যন্ত কথাটা বলা হয়ে ওঠেনি। আর আ বন্ধুবান্ধবের সাথে যে বিষয়টা বলবো, আমি না ঠিক সেই সৎ সাহসের যে ব্যাপারটা সেটা আসলে আমি পাচ্ছি না বন্ধু-বান্ধবদের সাথে। এজন্য আরকি আ বিষয়টা এখনো পর্যন্ত বলা হয়নি। তো আপনি যদি আসলে আমাকে একটু সহযোগিতা করতেন তাহলে বেশ উপকৃত হতাম। তো আপনি আমাকে একটু শুনে বলেন যে আব কী করা যায় বা কী করলে আসলে প্যা এই পরিস্থিতিতে কাটিয়ে উঠতে পারি আরকি? জি।
উম হু। বুঝতে পারছি। হুম, হু। বুঝতে পারছি আসলে একটা বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত এবং ব্যাপারটা তেমন কারোর সাথেই শেয়ার করতে পারেননি। তো আপনি নিজেই আসলে যে একটা পদক্ষেপ নিয়েছেন এটা থেকে বের হওয়ার জন্য এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো। তো আপনি যদি আমাকে আরেকটু ডিটেইলস বলতেন যে আসলে প্রবলেম টা এক্সাক্টলি কী নিয়ে হচ্ছে এবং ঠিক কতদিন ধরে এই ব্যাপারটা নিয়ে ভুগছেন?
আ হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। উম হুম, হু। আচ্ছা। সমস্যার কথা যদি আসলে বলতে চাই, তাহলে আ বিগত আসলে উম ১ মাস যাবত আসলে আমি চিন্তা করছিলাম যে আমি তো আসলে একঘেয়েমি কাজ করছি। যা কিছুই করছি দৈনন্দিন জীবনে, সবকিছু তো আসলে একটা মানে একঘেয়েমি ভাবে চলছে। তো এই সকল যে কাজের ভিতরে যে অর্থ খুঁজে পাওয়া বা, ভালো লাগা খুঁজে পাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে কীভাবে আপ করা যায়। এই বিষয়গুলো নিয়ে না আমি বেশ একটা চিন্তায় পড়ে গিয়েছি। কারণ আ হচ্ছে কী, আমি, আমি না বেশ একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছি। আস্তে, আস্তে মনে হচ্ছে যে এতকিছু কেন করছি? একটা, একটা আলাদা রকমের আসলে আম স্ট্রেস তৈরি হচ্ছে যে আ মনে হচ্ছে যে সবকিছুর মধ্যে আসলে একটা অনীহার যে ব্যাপারটা, সেটা আসলে দেখা দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি আমি চাচ্ছিলাম কী যে আপ আমার দৈনন্দিন জীবনে যে সকল কর্ম-কান্ডগুলো আছে, তো সবগুলোর ভিতরে আসলে একটা, একটা আলাদা রকমের একটা এই যে মিনিং যদি আসলে আমি খুঁজে বের করতে পারতাম, তাহলে হয়তোবা আমার জন্য আরকি বিষয়টা আপ সহজ হয়ে যেত বলে আসলে আমি মনে করছি। তো যার জন্য আসলে বলা যায় আপনার সাথে কথা বলার আরকি। তো আপনি আমাকে একটু বলেন যে দৈনন্দিন জীবনে আসলে কীভাবে আরকি আ কাজগুলো আরকি মিনিংফুল করা যায় আরকি। জি।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আসলে দৈনন্দিন জীবনে আপনি কিন্তু রুটিন রাখাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি যদি একটা রুটিনের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনি আ মানে অ্যা এই যে প্রতিদিন একই সময়ের মধ্যে সব কাজ করে ফেলতে পারবেন এবং প্রত্যেকটা অ্যা কিছু, কিছু বিষয়ের, অ্যা যেমন ঘুম, খাওয়া, এগুলোর যদি একটা নির্দিষ্ট সময় থাকে, আ আপনি সময় বেঁধে করেন এবং নিয়ম-কানুন মেনে চলেন। আপনি কিন্তু বাদবাকি কাজের জন্য <smacks lips> যে কাজগুলা আপনার জীবনকে অর্থবহ করে তুলবে বা আপনি হয়তো কিছু ক্রিয়েটিভ কাজ করতে চাচ্ছেন। সেগুলোর জন্য ইনাফ সময় পাবেন। তো আমি আরো একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কি আসলে আপনার দৈনন্দিন জীবনে কোনো রুটিন আ ব্যবহার করেন? কোনো রুটিন আছে? যদি ছেকে থাকে, সেটা কেমন?
হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ হুম, জি। আ রুটিন তো ঠিকই আছে। তবে আমার না রুটিনটা খুব বেশি অর্গানাইজ করা না। আমার এখানে আ রুটিনটা আসলে যেমনটা আর কি। আমি সকালে ঘুম থেকে উঠি আর রাতে আসলে ঘুমাতে যাই। এই এতটুকুই আসলে একটা নিয়মের মধ্যে আছে। মানে ঘুমের যে, ক্ষেত্রটা সেটা। তবে মাঝেমধ্যে না ঘুমটা আসলে ঠিকমতো হয়ে ওঠে না আর কি। আর আ খাবার-দাবারের ক্ষেত্রটা দেখা গেল যে, আমি ১ দিন খাচ্ছি আর ১ দিন খাচ্ছি না। মানে একেবারে আসলে একটা অনিয়মের মধ্যে আছে। তবে ঘুমের ক্ষেত্রটা আ কত শতাংশ বলা যায় এই যে, আ ৬০ শতাংশ আসলে আমি পালন কো করি বা করতে পারি আর কি। তাছাড়া আমার আসলে রুটিনের যে, ক্ষেত্রটা সেটা আসলে একেবারেই আর কি ঠিক নেই বলাই বাহুল্য। তো আপনি যখন আসলে বিষয়টা আমাকে বললেন, তো মনে হচ্ছে যে, বিষয়টা আমার জন্য আসলে একটা কার্যকারী ব্যাপার হতে পারে। বা রুটিনটা আসলে আমার জন্য আসলেই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি কাজকে আ অর্থবহ করার জন্য। তো আপনি যদি আসলে আমাকে আরেকটু সহযোগিতা করতেন, বিশেষ করে রুটিন তো বানানোর বিষয়টা মানে বানালেই তো হলো না। এটাই তো আসলে একটা সমন্বয়ের সাথে তো আসলে বানানো লাগে। তা নাহলে তো এটা পরবর্তীতে মানাটাও কষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যাবে। তো আপনি আমাকে আরেকটু সহযোগিতা করেন, যে, রুটিনটা আসলে বানানোর সময় বা বানানোর জন্য আসলে কোন বিষয়গুলো আসলে আমার মাথায় রাখাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বা অ্যা এমন যে, বিষয়গুলো আর আপনার আমার মানতে সুবিধা হবে আর কি। তো এই ব্যাপারটা আসলে আমাকে আরেকটু বলেন। ভ জ্বী।
হু, হুম। আচ্ছা। একদম। হু, হুম। জ্বী। এই ক্ষেত্রে কিন্তু আপনি আ কিছু, কিছু জিনিস যেরকম আমি আগেই বলছিলাম যে, ঘুমের ব্যাপারটা। আপনি যদি ঘুমটা ঠিক রাখেন যেরকম একটু তাড়াতাড়ি ঘুমানো, আ হ্যাঁ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তো এক্ষেত্রে আপনি রাত এম ১১ টার মধ্যে যদি ঘুমিয়ে পড়েন, অটোমেটিক্যালি কিন্তু আপনার সকাল, সকাল ঘুমটা ভেঙে যাবে। এবং সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় যে, দৈনন্দিন জীবনের অনেক কাজই কিন্তু খুব সুন্দর করে গোছানো যায়। আপনি প্রতিটা দিন যখন আপনার রুটিন অনুযায়ী সবগুলো কাজ শেষ করবেন। তখন কিন্তু আপনি আপনার রাতে যখন শোবেন আপনার মনে হবে যে, না আজকের দিনটা অর্থবহ ছিল। আজকে আপনি অনেক কাজ করেছেন। সবগুলো কাজই আ করেছেন। এক্ষেত্রে অবশ্যই রুটিন টা তো মেইনটেইন করবেন। ঘুমের একটা নির্দিষ্ট টাইম আ সেটা মেইনটেইন করবেন। আরো একটু বলতে চাই যে, আপনি আসলে অ্যা কাজগুলো কমপ্লিট করার ক্ষেত্রে, যেহেতু ওইভাবে রুটিন নাই। তো আপনি আসলে বলব যে, বড় পরিসরে এ না করে তাহলে অনেক চাপ লাগতে পারে। এজন্য ছোট, ছোট লক্ষ্য নির্ধারণ করতে পারেন। বা ছোট, ছোট কাজের একটা লিস্ট তৈরি করতে পারেন। আরো ভালো হয় যদি অ্যা একটা লিখিত রুটিন তৈরি করে কাজগুলোরও একটা লিখিত লিস্ট তৈরি করেন। তো সময় মেনে আপনি যখন কাজগুলো করবেন। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে, যখন ওই লিস্টটা মিলিয়ে দেখবেন যে, আপনি সবগুলো কাজেই টিক দিতে পারছেন। মানে আপনার সবগুলো কাজেই ঠিকভাবে হয়ে গেছে। তখন কিন্তু আপনি একটা ভালো লাগা নিয়ে ঘুমাতে যাতে যেতে পারবেন আসলে। তো আ আমি আরো একটু জানতে চাচ্ছি লাম যে, আপনি প্রতিদিন আসলে কোন ধরনের কাজগুলোকে বেশি প্রাধান্য দিতে চান? বা আসলে কী, কী বিষয়ে আপনি আ জীবন টাকে দৈনন্দিন কাজকে অর্থবহ করার জন্য অ্যাড করতে চান?
হ্যাঁ, হ্যাঁ। হুম, জ্বী। অ্যাম হ্যাঁ। হু, হুম। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। <clears throat> হু, বুঝতে পারছি। আচ্ছা। আ সত্যি কথা বলতে কি আমি আ যে কাজগুলোর জন্য আরকি বেশি প্রাধান্য দিতে চাই বা অর্থবহ করতে চাই সেগুলো হলো যে আ আমার না ছবি আঁকতে ভালো লাগে। তো ছবি আঁকার ক্ষেত্রগুলোকে আসলে আমি একটু অর্থবহ রাখতে চাই। আর আ বিশেষ করে এটার জন্য আলাদা রকমের একটা সময় আমি আরকি রাখতে চাই। তবে আপনি আমাকে যে ক্ষেত্রগুলো বললেন যে, আ একটা টু ডু লিস্ট বানানো দৈনন্দিন জীবনের কাজের জন্য আর বিশেষ করে মানে রুটিন বানানোর পরবর্তীতে সেটাকে ধাপে, ধাপে সাজিয়ে আসলে একটা টু ডু লিস্ট বানানো। তারপরে এই যে পরবর্তীতে আসলে আমি যদি ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে বিষয়গুলোকে আরকি টিক মার্ক দিয়ে রাখতে পারি তাহলে আসলেই আ একটা মানসিক যে আসলে শান্তির যে ব্যাপারটা সেটা আসলে এখানে পাবো বলে আমি মনে করছি। কারণ আ আমি না এর আগে বিষয়টা করে দেখিনি। তবে আ ভাবতেই আসলে আমার ভালো লাগছে যে না আসলেই তো <smacks lips> যে আমি আ দিনের সম্পূর্ণ সবগুলো কাজ আরকি আ খুব ভালোভাবে আরকি সম্পূর্ণ করতে পেরেছি। বিষয়টা তো আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো আমি অবশ্যই এই ক্ষেত্রটা চেষ্টা করে দেখবো। আর আরেকটা ক্ষেত্র আসলে আপনি বলছিলেন যে রুটিনটা আরকি ধাপে, ধাপে করে সাজানোর ক্ষেত্র যে ব্যাপারটা সেটাও আসলে আমি করবো। কারণ রুটিনটা যদি আসলে আমি একটা সমন্বয়ের ভিতরে নিয়ে আসতে পারি বা ধাপে, ধাপে করে ওই যে আ কাগজে কলমে লিখে যদি আস্তে, আস্তে করে করতে পারি, তাহলে আমারও মনে হচ্ছে যে বিষয়টা আমার জন্য আর একটা আ অর্থবহ একটা ব্যাপার হয়ে যাবে। তবে আরেকটা ক্ষেত্রে আসলে আমি আ জানতে চাচ্ছিলাম বা বলতে পারেন যে আমি আসলে ভাবছিলাম আ সেটা হলো যে, আ-ট আমি না ভাবছিলাম যে আসলে যে কাজের পরবর্তীতে যে দেখা গেল যে একঘেয়েমি করে আসলে একটা কাজ শেষ করলাম। আ তার পরবর্তীতে যেয়ে দেখা গেল নিজেকে একটা কফি বা একটা চা এরকম যদি আসলে একটা রিওয়ার্ড সিস্টেম যদি আসলে রাখা হয় বা আ ৫ মিনিট গেম খেলার যে ক্ষেত্রগুলো। তো এই ক্ষেত্রগুলো কি আমার জন্য আসলে কোনভাবে কাজ হতে পারে? জি।
হুম, হুম। হুম। জী। হুম, হুম, হুম। একদমই। জী অবশ্যই। হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এক্ষেত্রে কিন্তু আপনি নিজেও অ নিজেকে অর্থবহ কোন গিফট দিতে পারেন। আ যেহেতু আসলে আ রুটিন টা সেট করা এখন একটু কষ্টকর মনে হতে পারে। তাই আপনি আ ১ সপ্তাহ ধরে যদি রুটিনটা মেইনটেইন করতে পারেন আপনি নিজেকে কিন্তু অবশ্যই পুরস্কৃত করতে পারেন। অ্যা সেটা একটা আইসক্রিম দিয়ে হতে পারে, ফ্লাওয়ার দিয়ে হতে পারে বা যেটা আপনার পছন্দ আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। আমার মনে হয় তাহলে আপনি ঠিকঠাকভাবে আপনার লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে বেশ অনেকটাই আ ভালো লাগবে। তো আর আরো একটু কাজটা গোছালোভাবে করতে বা একটু এই যে কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা সেই চাপ থেকে মুক্ত রাখতে আপনি কিন্তু কোন কাজটাকে অগ্রাধিকার দেবেন এইভাবেও সেট করে নিতে পারেন। যেরকম অ আপনি যদি যেই জিনিস অ্যা যেই কাজটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এটা একেবারেই না করলে নয়। সেই এস কাজটাই যদি দিনের ১ম ভাগেই করে ফেলেন তাহলে কিন্তু সারাদিনটা আপনি অনেকটাই মানসিক চাপমুক্ত থাকতেন এবং আপনার ভালো লাগবে বাকি কাজগুলো করতে এবং নিজের আ আসলে যেই কাজগুলো না করলেই নয় বা দায়িত্বের কাজ, দায়িত্ববোধের জায়গা থেকে যেই কাজগুলো করতে হয় তা বাদেও যদি নিজের ভালো লাগার কিছু জিনিস আপনি যোগ করেন, তখন কিন্তু আসলে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজকে জীবনটাকে বেশ মিনিংফুল মনে হবে। সেটা আপনার যেকোনো শখের জিনিসও হতে পারে। তো এইভাবে কি ভেবে দেখেছেন?
উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। উম জী। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পারছি। উহুম। উম জি। উম সত্যি কথা বলতে কি এইভাবে করে এর আগে ভেবে দেখিনি তবে, মনে হচ্ছে যে এখন এভাবে করে যদি আসলে আমি আগে ভাবতাম তাহলে হয়তো পারি যে আ আমার আ অর্থবহ করার জন্য আসলে আপনার সাথে আর কি আজকে যে একটা আলোচনা করছি সেই আলোচনাটা করার প্রয়োজন হতো না। আর মানসিক যে ক্ষেত্রটা সেটাও আসলে অনেকটাই আর কি ঠিক থাকতো বলেই আসলে মনে হচ্ছে। তবে আপ আমি মনে করি যে আসলে সময় চলে যায় না, তো এখন থেকেই আসলে বিষয়গুলো আর কি চেষ্টা করবো। আর চেষ্টা করব যে আসলে আ সকল কাজের ভিতরে আসলে একটা অর্থ খোঁজা। যেমন ধরেন আসলে ছবি আঁকার ভিতরে তারপরে আপনার আ আমার আ যেসব পেশাগত যে কাজগুলো আছে সেখানে মানে সকল ক্ষেত্রেই আসলে আমি আলাদা রকমের একটা অর্থ খোঁজার আরকি চেষ্টা করব। যে আ একটা কাজ করছি। তো এটা তো আসলে কোন না কোন একটা মিনিং তো আছেই। তো এভাবে করে আসলে আমি চেষ্টা করে দেখব। আর আ সত্যি কথা বলতে কি, আমার রুটিনের ক্ষেত্রটা আসলে ঠিক ছিল না। তো আমি অবশ্যই আরকি আমার রুটিনের যে ক্ষেত্রটা সেটা আসলে ঠিক করব। কারণ আ রুটিনটাই আরকি আমি মনে করছি এখানে আ সবথেকে বেশি রকমের আসলে প্রাধান্য পাচ্ছে। কারণ আ অর্থবহ করতে গেলে বা রুটিন যে শ নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধর যদি আসলে চলে আসতে পারি তো আ সবকিছুর মধ্যেই আসলে আমি অর্থ পাওয়ার যে ব্যাপারটা সেটা আসলে পাবো বলেই আসলে মনে হচ্ছে। আর আমি অবশ্যই চেষ্টা করব। তো আমি না এই বিষয়গুলো নিয়ে ভাবতে যেয়ে আরকি বেশ একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছিলাম, যে আ কিভাবে কি করবো? এখানে আসলে আমি কোন কিছুই আরকি বুঝে উঠতে পারছিলাম না। তো আপনার সাথে যখন আ বিষয়গুলো খোলামেলাভাবে বলতে পারলাম না, আমার মানসিক চাপের যে ক্ষেত্রটা সেটাও আসলে আ বলা যায় যে অনেকটা হালকা হয়ে গেল। আর আর, সত্যি কথা বলতে কি আপনার যে আসলে কথাগুলো সেগুলো আমার কাছে বেশ কার্যকারী আর গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। আর আমি চেষ্টা করব যে আসলে এভাবে আরকি মেনে চলার আরকি। আর আ সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এত ধৈর্যসহকারে শোনার পরবর্তীতেও আরকি যে টিপস গুলো দিলেন, বেশ কার্যকরী আমার জন্য। তো ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে।
হুম, হুম। জি, জি। আচ্ছা। অবশ্যই। হুম, হুম। একদমই। হুম, হুম। জি। আমারও মনে হচ্ছে আপনি অগে আগে থেকে অনেকটাই কনফিডেন্ট। তো আপনি সবগুলো আ ব্যাপারেই থুক খুব সুন্দর করে মেইনটেইন করতে পারবেন। বিশেষ করে রুটিনের ব্যাপারটা। এবং সেই সাথে নতুন কাজ শেখার স্কিল শেখার ব্যাপারটাও এড করতে পারেন। তো আপনার জন্য খুব, খুব, শুভ কামনা থাকলো আপনি খুব ভালো থাকবেন।
হ্যা, হ্যা। হুম, জি।